হ্যালো!
হাই! কেমন আছেন?
এই তো আছি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আমিও ভালোই আছি, এই যে। আ ছুটির সময় চলতেছে, তো বাসাতেই কাটানো হচ্ছে, পরিবারের সাথে।
হুম। আচ্ছা।
তো, আ আবার ঈদ উৎসবও প্রচুর শপিং, আ তারপরে গরু কেনা বা কুরবানি কেনা, সেগুলো নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত। তো হুট করে, হুট করে আবার দেখতেছি যে নিউজ দেখতেছি করোনা আবার নতুন করে ব্যাক করতেছে। রাজশাহীতে দেখলাম, ৯ জনের করোনা পজিটিভ হইছে। তো, একটু আরকি ঈদের মধ্যে ঘোরাঘুরিটা আসলে কিভাবে করব, এটা নিয়ে একটু চিন্তায়ও আছি। আ যাই হোক, আশা করি সবকিছু ভালোই যাবে। আপনার কি খবর? আপনি কেমন আছেন? কেমন যাচ্ছেন?
হুম। হুম। হ্যাঁ। আ-ও। হ্যাঁ। সত্যি। আমার দিনকাল ভালো যাচ্ছে। কিন্তু আম আজকে আবার ওই দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল না? তখন একটু বৃষ্টিতে ভিজেছি। তো পরের থেকেই আবার একটু গলা ব্যথা করছে। তো আ এই যে করোনার কথা শুনলে আসলে আমার ভয় লাগছে যে বাইরে গিয়েছিলাম। মাস্ক ব্যবহার করিনি, একে তো। তারপরে আবার হচ্ছে
হুম, হুম। আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, সেটাই ভাবতেছি যে, ঈদের সময়, তারপরে আবার মানে বের হওয়া বা ছুটি একটা ছুটিতে তো মনে হয় যে একটু বের হই, ওই বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসি বা একটু ঘোরাঘুরি করে আসি, পরিবার পরিজন নিয়ে।
হ্যাঁ। হুম। হু। হুম। আমার না একটা জিনিস অবাক লাগতেছে বুঝছেন যে, আ করোনা কিন্তু কয়েকদিন আগে মানে বেশ মহামারী আকারে ছড়ালো। পরবর্তীতে, আ মানে শুনলাম যে, ভালো হয়ে গেছে, ভ্যাকসিন-ট্যাক্সিন বের হইছে। হ্যা।
হুম, হুম। ভ্যাকসিন আসলো, হ্যাঁ ভ্যাকসিন আসলো। ২-৩ টা ভ্যাকসিনও আমাদের দেওয়া হইসে। কিন্তু মানে, করোনাটা আসলে হুম।
হুঁ। হঠাৎ করে, হঠাৎ করে কেন এই করোনাটা বেড়ে গেল? আর, খেয়াল করে দেখবেন যে, আমাদের এশিয়ার দিকে যে দে আম আমাদের যে আশেপাশের দেশ এবং আমাদের দেশ, বা মানে এই দেশগুলো কিন্তু আসলে বেশি করোনা শনাক্ত হচ্ছে রোগীগুলো। তাই না? এটা কি আপনার কাছে অবাক লাগছে?
হুম, হুম, হুম। হুম, হুম। আম তা তো অবাক লাগতেইছে কারণ আ এশিয়াতে মনে হয় চায়না থেকেই শুরু হইছিল। এখন আসলে কি আ এশিয়াতের আ আক্রান্ত হচ্ছে কারণ আমার কাছে যেটা মনে হয় আমাদের আবহাওয়াটা আমাদের আবহাওয়াটা একটু মিশ্র আবহাওয়া তো, মানে গরম ঠান্ডা তো পরিবর্তনের সাথে সাথে আসলে ওই যে আ দেখবেন আপনি আমরা গরমে এক ধরনের অস্বস্তি ফিল হয় ঠান্ডার মধ্যে এক ধরনের অস্বস্তি ফিল হয়। আর এই স সময়টা আসলে এনভায়রনমেন্টটা মানে আ এশিয়া কান্ট্রি তো ঠিক বলবো না মানে এশিয়া ব বলতে আমাদের ভারত বাংলাদেশের এনভায়রনমেন্টটাও বা আমাদের যে ডায়েট এটাও আসলে বেশ আসলে আমাদের শরীরের জন্য এত বান্ধব না। আ যেমন ঢাকা শহরের যদি কথাই বলি, যে পরিমাণ দূষণ মানে এখানে নিঃশ্বাস নেওয়া মানেও বেশ ভয় লাগে যে হলো আ একটা ভালো বাতাসে আমি নাই, বেশ কষ্ট লাগে ভাবলেই। তো যেকোনো ধরনের রোগ তো হতেই পারে আর ইজিলি তো আমাদের আসলে ইমিউনিটি এটা তো অনেক বেশি এই এনভায়রনমেন্টে থাকতে, থাকতেই কমে যাচ্ছে তো।
হুম। হুম। হুম। হুম। হুম। হ্যাঁ, সত্যি। হুম। হুম। তবে একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন যে যখন করোনা আম একের পর এক নতুন, নতুন ভেরিয়েন্ট বের হচ্ছিল ওর। হ্যাঁ, তো পরবর্তীতে কিন্তু অনেকদিন কোন ভেরিয়োন্ট আসেনি। এবং হঠাৎ করে প্রায় কয় বছর পর? হুম।
হুম। ভেরিয়েন্ট আসতেছে। মোটামুটি ৩ বছর এরকম, ৩-৪ বছর। হ্যাঁ, হ্যাঁ, নতুন একটা ভেরিয়েন্ট আসতেছে।
হঠাৎ করে ৩ বছর পর নতুন এক ভেরিয়েন্ট আসল এবং এটা একটা এত মানে শক্তিশালী আকারে।
হুম, আসলে অ আমাদের আসলে মানে অ আমরা শুধুমাত্র মানে ভ্যাকসিন ইন নিছি, তার মানে আমরা সুস্থ আছি এমন না। আমার মনে হয় যেটা সেটা হলো আ করোনার পর একটা বড় রকমের আমাদের জীবনযাত্রাতেও একটা পরিবর্তন আসছিলো। আমরা অনেক বেশি মানে আ মেলামেশাতে মাস্ক ব্যবহার করা বাইরে গেলে বা মেলামেশা আগে যেরকমভাবে আসলে কনসার্ন থাকতাম না সেগুলোতে কনসার্ন থাকা, হাত পরিষ্কার করা। এরপর ধরেন আম ভ্যাকসিন তো আছেই যে সবাই চেষ্টা করছে দূরত্ব বজায় রাখা এবং একটু ভালো খাদ্যাভ্যাস যেগুলো আমাদের ইমিউনিটিতে ভালো, ভালো করবে। এ ধরনের আসলে আমরা একটা জীবন পদ্ধতিদের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। তারপর হঠাৎ করে আসলে আহা আমার যেটা মনে হয়েছে যে আমাদের এই নতুন করে আসলে করোনার ভেরিয়ান্ট গুলো আসতেছে কারণ
তাই না? হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ। হুম। দূরত্ব বজায় রাখা, সামাজিক দূরত্ব। অ্যা
ওই সেইম আরকি আমাদের এনভায়রনমেন্ট টা চেঞ্জ হয়ে গেছে। যেমন দেখেন অম প্রচণ্ড রকমের গরম পড়তেছে। আগে, আগে এত বেশি কিন্তু স্কিন ডিসিজ গুলো ছিলো না, এখন যে পরিমাণে স্কিন ডিসিজ এর সংখ্যা বাড়ছে।
হুম। হ্যাঁ। এইটা ঐ যে আমি শুনলাম যে আ যারা নাকি করোনা ভ্যাকসিন নিয়েছে আ তাদেরই নাকি এই যে এই পরিবর্তনটা এসেছে যে তাদের নাকি স্কিন ডিসিজ এর পরিমাণ বেড়ে গিয়েছে। হুম এটা একটা সাইড ইফেক্ট এর মতো। হ্যাঁ।
হুম। না ওটা কিছু সাইড ইফেক্ট ছিলো। হ্যাঁ, হ্যাঁ সাইড ইফেক্ট ছিলো। আর কিন্তু হুট করে আসলে করোনা আসাটা, জানি না আসলে উম এটা ঠিক কেনো আসলো। আ আসলে বিভিন্ন ধরনের ভাইরাস মানে করোনা সম্রত এত বেশি পরিচিত না, অ আ মানে পরিচিত ভাইরাস আমাদের জন্য না। নতুন, নতুন অনেক রোগ আসতেছে, অনেক ভাইরাস আসতেছে। কারণ আমরা আসলে আ আমার যেটা মনে হয় আমরা এনভায়রনমেন্ট টাকে অনেক বেশি এক্সপ্লয়েট করে ফেলছি, তো ধরেন যেই অবধি মাটির যেই গভীর অবধি বা মাইন কর করতেও আমাদের যে অবধি যাওয়া উচিত না আমরা সেই অবধি গেছি এবং ওখান থেকে ধরেন অনেক ধরনের আ ভাইরাস বা গ্যাস জীবাণু আমরা নিয়ে আসতেছি। হ্যাঁ, আবার যেমন আপনি এখন সমুদ্রেও দেখবেন যে সমুদ্রেরও ইকোলজি চেঞ্জ হয়ে গেছে। যেই যেই প্রাণীগুলো একদম নিচে থাকতো যেগুলো কখনো উপর সারফেস লেভেলের দিকে আমরা দেখি নাই সেগুলো এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সব মিলায় আরকি একটা এনভায়রনমেন্ট বড়ো রকমের একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছে তো এইটা একটা একটা বড়ো কারণ হতে পারে, যে বিভিন্ন ধরনের ভাইরাস বা করোনা ভাইরাসটাও আসলে এভাবে আসার।
হুম। হ্যাঁ। হ্যাঁ। জীবাণু, ভাইরাস বের হয়ে যাচ্ছে। হ্যাঁ মুক্তি পাচ্ছে। হ্যাঁ। তারা উপরে হুম। হুম। আপনি আপনি কি আ করোনার সময় কী আপনি ভ্যাকসিন নিয়েছিলেন? মানে আমি কিন্তু ভ্যাকসিন নেইনি এখন পর্যন্ত কোনো
আচ্ছা, একটাও নেন নাই না?
না এখনো পর্যন্ত একটাও নেই নাই। এবং আমার মনে হয় আমি এটার জন্য রিগ্রেট ও করি না। আমার মনে হয় আমি না নিয়েই খুব ভালো করেছি। কারণ এই যে এত, এত মানুষের সাইড ইফেক্ট দেখে মনে হচ্ছে। মানে আমার পরিবারের প্রত্যেকটা মানুষেরই এখন এই স্ক্রাবজ দেখা দিচ্ছে, মানে এমন একটা অবস্থা। তো একমত আমি নেই, নেই এই কারণে আমার কোন ধরনের চর্মরোগের প্রবলেম নাই।
<chuckles> না এটা আসলে। হ্যাঁ, এবং, এবং ধরেন আ তখন কিন্তু ওই সময়টায় যখন প্রথম ভ্যাকসিন আসে মানুষ কিন্তু তখন বেশ হুড়মুড় করে তাড়াহুড়ো করে ভ্যাকসিন নিতে হবে যাতে সুস্থ থাকা যায়, মানে ভ্যাকসিনের যেই অ্যা নেওয়ার প্রতি যেই ঝোঁকটা ছিল ওইটা কিন্তু এখন কমে যাচ্ছে কারণ, প্রত্যেক বারবার মানে নতুন, নতুন একটা ভ্যারিয়োন্ট আসতেছে নতুন ভ্যাকসিন আসতেছে তো মানুষ এসে আসলে বিশ্বাসটা বা উম ওই ব্যাপারটা আসলে পরিবর্তন হইছে অনেক যে না শুধু ভ্যাকসিন এ হবে না। অ্যা বা ভ্যাকসিন এও হয়তো কাজ হচ্ছে না। অ্যা অ্যা অ্যাকচুয়ালি লাইফস্টাইল টাই পরিবর্তন করতে হবে। এরকম একটা বিষয় আসতেছে।
হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হুম। আরেকটা ব্যাপার হচ্ছে, করোনা ওই ভাইরাসটা যদি, করোনা ভাইরাসটা যদি একটা ভেরিয়েন্ট এ স্টেবল থাকত, তাহলে আশা করা যেত যে না ঠিক আছে, ভ্যাকসিন কাজ করবে।
হুম, হুম। হ্যাঁ ভ্যাকসিন তো কাজ করতেছে। তো
কিন্তু এটা ভেরিয়ান্ট দেখেন নিত্য নতুন চেঞ্জ হওয়াতে, যতগুলোই মানে আমাদের এখানে ভ্যাকসিন আসছে না কেন কোনটাই আমার মনে হয় না
হুম। বেশ হতাশ, হতাশি হয়ে যাচ্ছি আমরা ভ্যাকসিন নিয়ে। এবং আরেকটা বিষয় যেটা আসছে যেটা হলো আপনি ধরেন মিডিয়া বা সামাজিক মাধ্যমে ভ্যাকসিন সম্পর্কে দেখবেন অনেক ধরনের তথ্য লাইক হলো ভ ভ্যাকসিনটা আসলে কোথায় উৎপাদন হচ্ছে বা শুধু পানি দেওয়া হচ্ছে বা ভেজাল মিশ্রিত ভ্যাস ভ্যাকসিন বা আসলে করোনার ভ্যাকসিন বা অন্য কোনো কিছু, স্যালাইন আমাদেরকে দেওয়া হচ্ছে। এ ধরনের অনেক তথ্য মানে যেগুলো আসলে এত বেশি তথ্য যে আমরা কোনটা বিশ্বাস করব, কোনটা বিশ্বাস করব না, এটা তো আমাদের বেশ কনফিউজড হয়ে যাচ্ছি আমরা। তো যার জন্য আসলে আমাদের হ্যাঁ, ভ্যাকসিনের যেই গুরুত্বটা আসলে বেশ কমে গেছে আমার কাছে মনে হয়।
হ্যাঁ। হ্যাঁ। অ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ভুলভাল। হ্যাঁ, আমা সত্যি। এবং দেখেন এইটা কিন্তু মানুষের মধ্যেও মানে প্রভাব ফেলছে। যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরেন ভুলভাল তথ্যগুলো মানে প্রচার হয়েছে, প্রচার-প্রসারের কারণে আ ম মানুষ কিন্তু ওই যে আস্তে, আস্তে ভ্যাকসিনে নেওয়ার প্রতি একটা অনীহা তৈরি করেছে। মানে কিন্তু আ হয়তোবা মানে আমরা তো জানি না, বোল এরকম কিন্তু আ তথ্য প্রকাশ হয়েছিল যে, করোনা ভ্যাকসিন এর সম্পর্কে যেমন ফাইজার বলেন, আভা তারপরে আ আর কি নাম ছিল ভুলে গেছি যদিও, তো সেই ধরনের
হুম। হুম, হুম। হ্যাঁ, অনীহার তৈরি হয় গেসে। হ্যাঁ, মানে অনেকেই বেশ হো হলো স্কাম ও করছে ভ্যাকসিন নিয়ে। এই তথ্যগুলোও আর কি আছে।
হ্যাঁ, ওই যে একটা পার্সেন্টেজ কিন্তু দিয়েছিল তারা। যে এত পারসেন্ট কাজ করছে আর এত পারসেন্ট কাজ করছে না। মানে এর মাধ্যমে তারা এটাই কিন্তু বুঝা যায় যে আসলে একটা মানুষের ইমিউনিটি যত ভালো তার হচ্ছে করোনা প্রতিরোধ করার ক্ষমতা তত ভালো, তাই না? আ ভ্যাকসিন আসলে একটা মাধ্যম সেখানে কাজ করছে। এবং হয়তোবা এতটুকু পারসেন তাকে হেল্প করতে পারছে ভ্যাকসিন আর বাকিটা তার ইমিউনিটির মানে অ্যা ক্ষমতা।
হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, তো ওই যে আর কি ভ্যাকসিনের একটা আসলে আমার যেটা মনে হয় ভ্যাকসিনটা যদি আসে আসলে স্ক্যামটা যতটা সম্ভব কম, এটা সরকারি তদারক কিংবা যারা ব্যবস্থাপক আছে তাদের আসলে একটা তদারকের ব্যবস্থা মানে গুরুত্বপূর্ণ জায়গা আছে যে, যাতে ভ্যাকসিন নিয়ে মানুষ তো অবশ্যই আতঙ্কিত হবেই, নতুন করে একটা মহামারী আসা আমরা তো চাই না যে আমরা মহামারির মধ্যে পড়ি। তো আতঙ্ক তো খুব স্বাভাবিক। তো এই আতঙ্কটা নিয়ে যেন কেউ ও স্ক্যামের ব্যবসা না করতে পারে সেটা আসলে সরকারিভাবে আমাদের যারা প্রশাসন আসছে তারা যদি ঠিকঠাক একটা ব্যবস্থাপনা নিতে পারে এবং ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও মানে, যারা একটু বয়োজ্যেষ্ঠ বা শিশু তারা যেন আসলে প্রথমেই আর কি যে যেহেতু তাদের আসলে বা যারা অসুস্থ মানু আছে, যাদের ইমিউনিটিটা একটু দুর্বল, তাদের আর কি বয়স অনুযায়ী বা শারীরিক আ হলো সমস্যা অনুযায়ী তাদের যাতে আগে ভ্যাকসিনটা দেওয়া হয়, সেই নিশ্চয়তা দেওয়া যেহেতু আমাদের সম সবারই মেডিকেল হিস্ট্রি এখন মোটামুটি ডিজিটালি সবার মানে তদারক করার ব্যবস্থা আছে।
হুম। এড়ানো দরকার। হুম। হ্যাঁ। সত্যি। হুম। একদম। হুম। হুম। হুম। হুম। হ্যাঁ। হুম, সত্যিই তাই, সত্যি। আর আমি মনে করি যে এখন উম ধরেন করোনা যদি আ আল্লাহ না করুক এই যে আবার ম বেড়েও যায়। হ্যাঁ, সে আগের মতো আসলে লকডাউন দেওয়ার প্রয়োজন হবে কিনা আমার আহ মনে হয় না যে দেওয়ার প্রয়োজন হবে, কারণ আমরা কিন্তু আগের চাইতে অনেক সচেতন, আমরা কিন্তু আলরেডি একটা ধাক্কা খেয়েছি করোনার এবং আমরা আলরেডি জানি যে, আমরা আমাদের কি, কি করলে? হ্যাঁ, এটাকে প্রতিরোধ করতে পারি?
আর। হ্যাঁ তো হুম, হুম, হুম। হ্যাঁ। কিভাবে মোকাবিলা করতে হবে? মানে অলরেডি আমরা আর কি এই গত ৪-৫ বছর ধরেই একটা আ লাইফ স্টাইলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যাতে এই ধরনের কোনো সমস্যা এলে আমরা খুব জলদি মোকাবিলা করতে পারি, সেই প্রস্তুতিটা হয়তো জনগণ থেকে শুরু করে সরকার সবার মধ্যে একটা মেন্টাল প্রস্তুতি আছে। তো আমারও মনে হয় না আসলে ওই গতবারের মতো করে আসলে ব্যবস্থাপনাগুলো নেওয়া লাগবে বা এত মহামারি আমাদের এইবারও হইতে পারে, কারণ আ আশা করি। উম
হ্যাঁ। হুম। উম। হুম। উম। তবে তারপরেও আমার মনে হয় যে, এখন যেহেতু এই যে আম এই যে এই করোনা যেই ভাইরাস টা যেহেতু রেস্পাইটরি respiratory syndrome, তো যখনই যা কারো ঠান্ডা লাগছে বা জ্বর লাগছে, তখনই আমার একটু যদি সচেতনতা আরো, মানে আরো সচেতনতা বাড়ানোর জন্য তারা যদি একটু কোয়ারেন্টাইন এর কথা যদি না বলি, জাস্ট একটু নিজেকে অ্যা গুছিয়ে নিল, একটু নিজেকে ম মানে উম মানুষের সংস্পর্শ থেকে একটু দূরে থাকল, তাই না
হুম, হুম। হ্যাঁ, একটু চেক করানোটা। হুম, হুম, হুম। না এমনিতে, হ্যাঁ, মানে একটু ঠান্ডা লাগলে আ ছ দূরে শুধু থাকা না তার খাওয়ার-দাবারের মধ্যে যেন গরম পানি, গরম ভাত খাবারটা গরম খাওয়া বা যাতে জলদি সে হিল হইতে পারে, তার একটু স্বাস্থ্য যাতি জলদি সুস্থ হতে পারে। এই জিনিসগুলো শুধুমাত্র ওষুধের উপরে নির্ভরশীল থাকা না, খাদ্যপ্যাস্তার ক্ষেত্রেও একটু কনসিয়াস হওয়া বা হ্যাঁ যেই জিনিসগুলো আসলে খুব জলদি হিল করবে বা ইমিউনিটিটা বাড়াতে পারবে এই ধরনের জিনিস খাওয়া এবং সাথে যারা পরিবারের যারা আছে তাদেরও সেম প্র্যাকটিসের মধ্যে যাওয়া। তো
হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম। সত্যি। পরিবর্তন আনতে হবে, হ্যাঁ। একদম, একদম। সত্যি, সত্যি। আ আমাদের ক্ষেত্রে হয় কি জানেন, বেশিরভাগ আহ পরিবারে যদি কেউ অসুস্থ হয় তাহলে আমরা তাদেরকেই ধরে, ধরে মানে ভালো ভালো জিনিস খাওয়াই, মানে তাদের ইমিউনিটি ইয়ে করার জন্য। কিন্তু আহম করোনা কিন্তু এমন এক ভাইরাস যে কিনা ওইযে ভালো মানুষকেও আক্রান্ত করে দেয়। তো আ আমাদের প্রত্যেকের, হুম, প্রত্যেকের ইমিউনিটি আসলে শক্তিশালী করা প্রয়োজন। তা না হলে আসলে এই করোনা মোকাবেলা
হুম, উম। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, তা তো বটেই। তো কেউ তো হুম। হুম এবং অ্যাও একটা, একটা চেক আপ এর মধ্যে দিয়েও যাওয়া যে হলো, হুম, আ এ একটু ঠান্ডা লাগছে, কাশি হইছে ওটাকে আন, মানে খুব বেশি সিরিয়াসলি নিবো না। এরকম না ভেবে, আসলে একটু আ ডাক্তারের কাছে যাওয়া বা পরামর্শ নেওয়া, এবং ঠিকঠাক একটা ট্রিটমেন্ট এর মধ্যে দিয়েও যাওয়া। হ্যাঁ, ইম্পোর্টেন্স দেওয়া। তো
সত্যি, হ্যাঁ। হুম। হুম। ইম্পোর্টেন্স দেওয়া আসলে রোগকে। এইটা, এইটা আসলে ব্যা এটা আপনি খুব সু ভালো একটা কথা পয়েন্ট বলছেন যে, আ আমাদের বাঙালিতে ভিতরে এই জিনিসটা খুব বেশি যে আমরা যেকোনো একটা রোগকে মানে একদম অদেখা করে দেই। আচ্ছা এই ঠান্ডা লাগছে? "ইফেক্টসও" খাও, হ্যাঁ। অ্যালার্জি একটা ঔষুধ খাও, বা ব্যা বুক ব্যথা হতেছে ম্যা একটু "সারজেল" খেয়ে নাও, তাই না?
হুম, হুম। কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবং এইভাবে না আমাদের ইমিউনিটি উল্টাপাল্টা ওষুধ খেলে বা নিজে, নিজে হ্যাঁ, ও অন্য ধরনের যেটা লাগবে না সেরকম ধরনের ওষুধ খেলে আসলে আমাদের শরীরের জন্য ভালো হয় না।
নষ্ট হয়ে যায়, রাইট। হ্যাঁ। আর আমাদের বডি, আমাদের বডি তো কনফিউজড হয়ে যায় আসলে। যে আসলে আমি আমি কোন রোগের জন্য কোন ঔষুধ নিচ্ছি। এটা আসলে তার জন্য না। তাই না? আর আরেকটা জিনিস বলে যে, পেইনকিলার আমরা কিন্তু অতিরিক্ত খাই। এবং এই পেইনকিলার কিন্তু একটা লি লিমিটেড ডোজ আছে। পরবর্তীতে কিন্তু এটা আর কাজ করে না।
হুম, হুম, হুম। সেটাই। হ্যাঁ, মানে হ্যাঁ, বা অনেক পেইন আছে, যেটা আসলে আমরা একটু সহ্য করলে হয়তো ঠিক হইয়া যাবে, বা একটু রেস্ট নিলে ঠিক হইয়া যায়। তারপরও আমরা পেইনকিলার টা খাই। হুম।
হুম। তারপরও আমরা হ্যাঁ। মানে এই যে এই জিনিস, এই যে কথায়, কথায় ওষুধ খেয়ে নেওয়ার যে ব্যাপারটা, এটা যদি আমরা নিজেদেরকে একটু হিল করতে পারি, নিজেদের মাধ্যমে। হ্যাঁ, একটা সময় তো ওষুধ আবিষ্কার যখন হয় নাই, তখন কি মানুষ মানে সুস্থ হত না?
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। তো, অ যেমন আসলে হ্যাঁ, সেটাই আসলে। যেমন ঔষুধ নিয়ে আমরা অনেক বেশিই আরকি, কোন ব্যাপারই না, খুব লাইট একটা বিষয়, এরকম ভাবি। আবার ভ্যাকসিন নিয়ে আমরা ভাবি, অনেক বড় বিষয়। ভ্যাকসিন দিলে মনে হয় আরো অসুস্থ হয়ে যাবো। এই যে এই ধরনের আসলে চিন্তাগুলো থেকে, যেমন আপনি একটাও ভ্যাকসিন দেন নাই বলতেছেন। তবে আমি বলব, যদি সুযোগ থাকে এবং আপনি যদি শিওর থাকেন, মানে কনফিউজড না থাকেন যে ভ্যাকসিন টা আসলে ভালো নাকি খারাপ, বা একটু ঘাটাঘাটি করে নিতে পারেন, ভ্যাকসিন টা নিয়ে, বা ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন। তো নিয়ে আসলে
হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এখন এই যে আমার ভয় তো ওখানেই, আপু। যে আসলে বি এ ভরসা করব কিভাবে? তারা তো নিজেরাই জানে না তা এর পরবর্তীতে কোন ভেরিয়েন্ট আসবে কিনা? যেমন এই যে রিসেন্ট এসেছে। তো আসলে যারা ভ্যাকসিন নিয়েছে, তাদের তো অলরেডি প্রিভিয়াস করোনার ভেরিয়েন্ট এর সাথে হয়তোবা মোকাবেলা করতে হবে।
আচ্ছা। ও ওহ। হ্যাঁ, হ্যাঁ। আম এটা আসলে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে যে, তার আসলে শরীরের ইমিউনিটি লেভেলটা কতটুকু আছে, বা তার আসলে যাদের আসলে হচ্ছে, বা অনেক ক্ষেত্রে অনেক অন্য বিশেষ, বিশেষ কারণেও হতে পারে। তবে আমার কাছে মনে হয়, ভ্যাকসিনটা নেওয়াটাই সেইফ, যদি আরকি আপনি আ অন্য কোনো মানে স্ক্যামের মধ্যে দি কোনো ভ্যাকসিন না পান। যদি মনে হয় যে, না এটা আরকি অথেন্টিক একটা ভ্যাকসিন, আমার মনে হয় যে কোনো ভ্যাকসিন আসলে তৈরি করা হইছে, যাতে আমাদের ইমিউনিটিটাকে বাড়াবে, ওইটাকে মোকাবেলা করার জন্যই। তো ওইটাতে আমরা একটু কনসিয়াস হওয়াই উচিত। যাই হোক <chuckles>
হুম। হুম। হুম। হুম। হুম। হুম। সত্যিই তাই। ঠিকই বলেছেন আপনি। আর হ্যাঁ, আসলে আমিও ভাবছি যে, আমারও ভ্যাকসিন আসলে তাহলে নিয়ে নেওয়াই উচিত। আপনার সাথে আসলে কথা বলে, মানে এই বিষয়ে কথা বলে খোলাসা হলাম আরও, আমি অনেকটা সচেতন হচ্ছি মনে হলো। আ
হুম, হুম। হ্যাঁ, যদি সম্ভব হয় নিয়ে নিতে পারেন। হুম। হ্যাঁ, আশা করি আমরাও আসলে করোনা নিয়ে সামনে আরও সচেতন হব। ভ্যাকসিন থেকে শুরু করে লাইফস্টাইলও চেঞ্জ হবে। তো ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন।
হ্যাঁ। আপনার সাথে হ্যাঁ, আপনার সাথেও ভালো থা